ভালো একটা শিক্ষা হইতে পারে যে আপনার জন্য। কারণ আ এ এত জ মানে, এত ভালো একটা দেশে কিন্তু আপনি গেছেন কিন্তু, আসলে য আপনার এইযে উৎসাহটা কিন্তু আর আগের মত নেই।
<chuckles> হুম। <chuckles> হ্যা, তা তো অবশ্যই। দেখুন, আবার একটা দিক থেকে কি? মানে, উৎসাহটা তেমনও লাগছিল না। আবার একই সাথে না? ওই যে ভিন্ন একটা জায়গায় গেছি, এখানে ঈদ তারা কেমনভাবে পালন করে থাকে? শুধুমাত্র যে ফোনেই শুনে থাকতাম তখন, হ্যা? অত একটা ভিডিও কল ও হতো না। দেখা যেত সেই ফোনে বসে শুনছি যে হ্যা, এখানে উৎসব, সবাই আলাদা কমিউনিটি আছে, এরকমভাবে তারা ঈদের নামাজ পড়ে। আবার রোজার মাসে নাকি অনেক বেশ কষ্ট হয় এবং রোজাটাও কিন্তু আমাদের ক্ষেত্রে বলা যায় যে উৎসবই, হ্যা? রমাদানের সময়টা যখন আসে, পুরো মাসটাই একটা উৎসব, মানে মাসব্যাপী একটা উৎসব চলতে থাকে। তো, <smacks lips> আমার ক্ষেত্রে যেটা হলো কি? যে, বেশ ১ম কয়েকদিন ভালো লাগছিল, হ্যা? যখন এই যে রোজার মধ্যে গেলাম তো, ১ম কয়েকদিন ভালো লাগছিল বলতে কি? ঐযে মানে কি করে তারা? আমি তো জানি, আমার দেশের খাবার দাবার কেমন? হ্যা? এখন এই দেশের খাবার দাবার কেমন? আর হচ্ছে এই স্পেসিফিকালি রোজার মাসটাতে তারা কেমন রকমের খাবার বানিয়ে থাকে? তারা কি দেশের মতো বানায়, নাকি আসলে এই দেশের কোনো একটা সমিশ্রণ, একটা ফিউশন তৈরি হয়? নাকি আসলে তারা USA'র খাবার-দাবারই তারা খেয়ে থাকে? তো আমি তখন, ঐ এই কৌতূহল নিয়ে না? <clears throat> পরে ১ম দিন, যেমন হল কি? যে, আমি যেহেতু গিয়েছি ওখানে, ১ম দিনের আমার এ্যা ইফতার আমি করব তাদের সাথে। তো দেখা গেল কি? যে তারা আমার কথা ভেবে তারা হচ্ছে, দেশীয় খাবার দাবার গুলো বানালেন না, হ্যা? যে আমরা তো এগুলো খেয়ে থাকি, আমরা তো দেশকে মিস করি। এখন মানে আমার চাচী বলছে, "তুই যেহেতু এসেছিস, তোকে তো আসলে আমাদের দেশে কেমনভাবে খাওয়া-দাওয়া হয় এইদিকটাতে? সেটা আসলেন দেখাতে চাচ্ছিলাম।" হ্যা। তো চেষ্টা করেছি আসলে, কিছু খাবার-দাবার ছিল, ওই স্প্যাগেটি ছিল, ওই পাস্তা টাইপের খাবার-দাবার, এরপরে মানে ভাত না রেখে, হ্যা?
হুম। হুম। হুম। হুম। হুম। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হুম, হু। আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। অবশ্যই, হ্যা। <chuckles> অবশ্যই, অবশ্যই। হ্যা। আ ওরা আসলে হয়তো যে ইফতা মানে, ওদের সাথে হচ্ছে যেরকম যায় আরকি মানে, ইফতারের খাবার বা সেহেরির খাবার যেটা বলেন যে, তারা তাদের মতো আসলে হয়তো খেয়েছে আরকি।
এটাই, এটাই। <chuckles> হ্যা, এটাই। যেমন, আরে আমাদের একটা বিষয় থাকে না? যে হ্যা, আমরা কিন্তু রোজার মধ্যেও, মাঝে-মধ্যে সেই গরুর মাংস দিয়ে দেখা যায় আমরা চালের রুটি বা হচ্ছে গিয়ে ইক না, পরোটা আমরা খেয়ে থাকি। তাদের ক্ষেত্রে তারা সেই রুটি মাংসই খাবে, কিন্তু তারা বার্গার ফর্ম এ খাবে। এখন সেই জিনিসটা তো আমার কাছে মনে, দেখে মনে হচ্ছিল কি? "আরে ভাই, সারাদিন পানি টানি খাই নাই, পেটে তেমন খাবার দাবারও যায় নাই, এর মধ্যে যদি এরকম একটা, ফাস্ট ফুড টাইপ এর আইটেম খাই? তাইলে তো আমার মনে হবে যে, শরীলটা আরো কড়া হয়ে যাচ্ছে।" একটা দুশ্চিন্তাও কাজ করছিলো, আবার ওদিকে ট্রাই করার একটা ইচ্ছা ছিল যে, আসলে অন্যান্য সময় আসলে তো হু, হুম।
হ্যা, হ্যা। হুম, হ্যা। হুম। <chuckles> হ্যা। হ্যা। এমনি আসলে যে ওরা যে ফাস্ট ফুড দেয় তো খাবার যে খায়, মানে এটা আসলে স্বাস্থ্যকর তো বলা যাচ্ছে না ঠিকভাবে। মানে ওদের কি ভাই, এই কনসার্ন টা কি ওরা কি জানে যে, ওরা আসলে খাবারটা ঠিক খাবার খাচ্ছে না? এটা কি ওরা জানে, মানে জেনে বুঝেই কি খায়?
হুম, হুম।